এই ব্যাপারটা আপনি ভালো ধরেছেন। এই গ্রুপ স্টাডি ব্যাপারটা নিয়ে আমার একটু ঝামেলা হয় সবসময় বন্ধুদের সাথে। কারণ, <chuckles> কারণ ওই যে আমি একটু বেশি সিরিয়াস। আমার বন্ধুরা আবার আমার মতো এতটা সিরিয়াস না। এটা একটা প্রবলেম হয়ে যায় ওদের সাথে আমার প্রায় সময়। ওই যে যেটা বললাম সারাক্ষণ পোক করতে থাকি। এবং ১ টা ব্যাপার হয় আমার বন্ধুরা আমার সাথে গ্রুপ করতেও চায়, আবার গ্রুপ করতে চায়ও না। গ্রুপ করতে চায় কারণ দেখা যায় যে, কাজটা আমি মোটামুটি গুছিয়ে দেই। এরপর ওদেরকে আমি বলি যে একটা ফাইনাল সাবমিশন
আচ্ছা সেটা ঠিক কেমন? হ্যাঁ সেটা তো স্বাভাবিক। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। সেক্ষেত্রে আসো সেক্ষেত্রে অবশ্য তাদের জন্য ভালো হ্যাঁ।
হ্যাঁ সেক্ষেত্রে তাদের জন্য ব্যাপারটা অনেক ভালো। সেজন্য তো ওরা আমার সাথে গ্রুপ করতে চায়। কিন্তু আবার গ্রুপ করতে চায় না বিকস আমি অসম্ভব রকম পোক করি। যে ক্যা কখন করবে কখন করবে এখনই করো এখনই করো আপডেট দাও আমাকে কেন করছ না? আজকের মধ্যে সাবমিট করতে হবে। ও দেখা যাচ্ছে যে সাবমিশন এর ডেট আজ ২ দিন পরে।
<chuckles> হ্যাঁ, হ্যাঁ। মানেকে অনেকে কিন্তু আসলে জ্বালাতন হিসেবে কিন্তু ফিল করে, তাই তো?
ভীষণ, ভীষণ, ভাবে মানে ওরা আমাকে, আমাকে, তো ওরা সেকেন্ড টিচার বলে। মানে ম বলে যে, যে, টিচার কাজ দিয়েছে তার চেয়ে বেশি যন্ত্রণা তো তুই দিস আমাদেরকে মানে তোর জন্য ব
<chuckles> আপনি আসলে বেশি প্যারা দেন এমন কিছু, <chuckles>
হ্যাঁ, হ্যাঁ সেরকমই কিছু। তো আমি একটু সি বেশি সিরিয়াস থাকি কা আমি, আমি, মানে বুঝি যে আমি খুব প্যারা দেই। কিন্তু আমার না এটা স্বভাবগত ব্যাপার হয়ে গেছে যে আমি পারি না কোন প্রিটেণ্ড হ্যাঁ। আমার কথা হচ্ছে যে, মানে বসেই তো আছিস ভাই। কাজটা করে ফেলে শেষ করে ফেললেই তো আব ঝাড়া হাত পা। কেন শেষ সময়ের জন্য ধরে রাখবো? তো এরকম অনেক সময় হয় যে অনেক ফ্রেন্ড রাই করতে চায় না। শেষ সময় যেন ধরে রাখে এবং স্বাভাবিক ভাবে শেষ সময় গিয়ে খুব তাড়াহুড়া করতে হয়। তো ওটা আমি খুবই অপছন্দ করি তো সেক্ষেত্রে আমি ওদেরকে ওয়ার্নিং দিয়ে দিই হুম।
<chuckles> <chuckles> হতেই পারে, হ্যাঁ। হুম, হুম, হুম, হুম, করে ফেললেই তো হয়, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হতেই পারে। না এটা আসলে হতেই পারে গে যে গ্রুপ স্টাডির যে ব্যাপারটা এক্ষেত্রে তো আসলে সবাই ভিন্ন, ভিন্ন, মানসিকতা থাকে। তো দেখা যাচ্ছে যেহেতু আপনি আসলে পড়াশোনার প্রতি নিয়মিত ব্যাপারটা ধরে রাখেন। তো সেক্ষেত্রে কিন্তু আসলে আপনার কাছে বেশ বিরক্তিকারী লাগে বলে মনে হচ্ছে। যে আসলে যখন কেউ আ জিনিসটা আসলে সময় মত করে না বা শেষ সময়ের জন্য ফেলে রাখে তখন কিন্তু আসলে আপনার সাথে আ যেই মানসিক যে ব্যাপারটা এটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা যেতে পারে যে মিল খায় না। তো সেক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার থেকেই যা আপনার ক্ষেত্রে। যে আপনি আসলে পড়াশোনার যে motivation এটা ধরে রাখেন কিভাবে? আর রাত জেগে পড়া বনাম নিয়মিত পড়া এটাকে আপনি কাকে ভোট দিবেন?
একদম। হুম, হুম। পুরোপুরি ভাবে <chuckles> হুম, হুম। হুম। হুম।

হ্যাঁ, এই ব্যাপারটা আপনি ভালো ধরেছেন যে হ্যাঁ, এই ক্ষেত্রে আমি একটা কিছু প্লাস পয়েন্ট পাই, যে আমি যেহেতু আগে শেষ করেছি আমি হ্যাঁ, আমি কয়েকবার রিভিশন দিয়ে ওখানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, সেটা আমি সময় নিয়ে আস্তে ধীরে ঠিক করতে পারি। কিন্তু আমার যে ফ্রেন্ড টার কথা বললেন, স তার আবার একটা ব্যাপার কি জানেন? সে হচ্ছে যদি ভুলও হয় মানে প্রথমত হচ্ছে সে যেহেতু একদম লাস্ট মোমেন্ট এ প্রেশার এ কাজ করতে পারে তার ভুলটা একটু কমই হয়। হ্যাঁ সে ক মানে দেখা যায় যে ভুলের ভুলের ব্যাপারটা একটু কমই করে। আর যদি ভুলও হয় সে কিন্তু খুব তাড়াতাড়ি মানে খুব আ থাকে না কিছু মানুষ খুব চটজলদি কাজ করে ফেলতে পারে। তো ও ও আবার যেটা করতে পারে সেটা হচ্ছে চটজলদি কাজটা করে ফেলতে পারে। তো যে কারণে একদম, একদম। তো যে কারণে
নিঃসন্দেহে। হ্যাঁ হতেই পারে। কি সেটা? আচ্ছা। না হতেই পারে হ্যাঁ। <chuckles> হ্যাঁ, থাকতেই পারে। <chuckles> না বিষয়টা বেশ ভালো বলা যেতেই পারে। তো আপনার কাজেও একটা মানে ভালো পয়েন্ট আছে বা তার কাজেও একটা ভালো পয়েন্ট আছে। তো সে আসলে প্রেশার এ আসলে বলা যেতে পারে যে পারফেক্ট ভাবে কাজটা বের করে। তো একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে এ আপনি তো আসলে নিয়মিত কাজগুলো করেন। তো আপনার কি মনে হয় নিয়মিত পড়া কি আসলে স্ট্রেস কমায়।
একদম। হুম। হুম। অবশ্যই এটা এটা ঠিক যে আ আমি কিন্তু খুবই স্ট্রেস ফ্রি থাকতে পারি। যেহেতু আমি আ একবার হয়তোবা জিনিসটা ১ বার চোখ বুলিয়ে গেছি। হ্যাঁ যখন ধরুন যে যেদিন যে ক্লাস এ যে লেসন টা হচ্ছে সেটা আমি ১ বার কিন্তু চোখ বুলিয়ে গেছি। চোখ বুলিয়ে যাওয়ার পরেও যখন পরীক্ষার আগের দিন আমি হয়তোবা পড়ছি তখন আমার কাছে তো জিনিসটা পরিচিত। হুম? তখন আমার কা স্ট্রেস টা আর লাগছে না। আমি জাস্ট হালকা একটু দেখা গেল যে চ আবার চোখ বুলিয়ে যাচ্ছি। কারণ যেহেতু আমি ঐ লেসন টা আগেই শেষ করে ফেলেছি। তো ঐ খেত না, না, আমার একেবারেই প্রবলেম হয় না। আমি একটু স্ট্রেস ফ্রি থাকি যে কারণে ঐ যে বললাম পরীক্ষার আগের রাতে আমার ঘুমটাও ভালো হয়। কারণ আমি জানি যে আমি আমি শেষ করছি।
হ্যাঁ, সেটা তো অবশ্যই। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, সেটা তো অবশ্যই। এক্ষেত্রে আসলে আপনার জন্য আর প্রবলেম হয় না, হ্যাঁ। <chuckles> <chuckles> না বিষয়টা বেশ ভালো।

হ্যাঁ, নিয়মিত পড়াটাইকে আমি আগেই ভোট দিব এবং আ আচ্ছা আমি তো ইন্সপিরেশন ও মোটিভেশন টা যেটা পাই সেটা হচ্ছে আ আমি যখন কখনো রেজোল্ট ভালো করি, সেটাই আমার মোটিভেশন। মানে আমার পাচ্ছে আমার যেটা হয় যে আমি হ্যাঁ, প্রত্যেকটা সেমিস্টারে আমার দেখা যায় আমার যখন রেজাল্টটা ভালো হয় বা যেকোনো কোর্স এ যখন আমি একটা ভালো গ্রেড পাই সেটাই আমার মোটিভেশন। আমি তখন বুঝি যে না আমি আমি রাইট ট্রাক এ আছি। আমার ট্রাক টা আসলে ছুটে যায়নি আরকি। হ্যাঁ, তো আমি যদি রাইট ট্রাক এ না থাকতাম তাহলে নিশ্চয়ই আমার রেজাল্ট খারাপ হত। বা আমি কোর্সগুলোতে ভালো নাম্বার পেতাম না। তো ওটাই আমার মোটিভেশন বলতে পারেন। যখন একটা ভালো ফলাফল পাই হাতে, সেটার থেকেই আমি ইন্সপায়ার হয়ে আ এই যে নিয়মিত পড়াশোনাটা আর একটু চালিয়ে যাই বলতে পারেন।
মানে, মোটিভেশন কিভাবে দেন নিজেকে? আচ্ছা। ভালো বিষয়টা, বেশ। <chuckles> বিষয়টা ভালো বলা যেতেই পারে, হ্যাঁ। আ সেটা তো অবশ্যই। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম, হুম। না, আসলে আপনার যে বিষয়গুলো, যে আপনি আসলে ছাত্রী হিসেবে এ্যা পড়াশোনার যে বিষয়টা আপনি খেয়াল রাখেন। নিয়মিত পড়ার যে বিষয়টা, এটা বলা যেতে পারে একটা খুব ভালো একটি বিষয়। কারণ একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যখন নিয়মিত থাকে, তখন কিন্তু তার যে ভালো ফলাফল আসার যে এ যে সম্ভাবনা এটা কিন্তু বেড়েই যায়। যেটা আসলে আপনার ক্ষেত্রে হয়। তো এটা বলা যেতে পারে একটা খুব বেশ ভালো একটি অভ্যাস। তো আপনার সাথে এগুলো নিয়ে কথা বলতে পেরে কিন্তু বেশ ভালো লেগেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ভালো থাকবেন।
হু, হু। হুম। আপনার সাথেও আমার ব্যাপারটা শেয়ার করতে পেরে ভালো লেগেছে। হয়তোবা অনেকের পছন্দ হয় না, আমার এই নিয়ম নিয়মানুবর্তিতা <laughs> কিন্তু আ আমি একটু বেশি সিরিয়াস, আমি সেটা সবসময় সবাইকেই বলি। আবার আমার সাথেই কাজ করতে অনেকে পছন্দ করে। তবে যারা পরীক্ষার আগের রাতে পড়ে, তারা যদি সেটাতে স্বাচ্ছন্দ্য থাকে, তারা সে ব্যাপারটাতেও কিন্তু তাদেরকে সাধুবাদ জানাতে হ্যাঁ, সেটা আজকে আমি সাধুবাদ জানাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
<chuckles> না, হতেই পারে। <chuckles> না, বিষয়টা ভালো। তাহলে সেটাই থাকুক, হ্যাঁ। ভালো থাকেন।